আচ্ছা যে, আগের দিনে তো এরকম গল্প মানে ছিল হয়তোবা বই বা সিনেমা। এখন দেখা যাচ্ছে কি, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু রিলস আর এই যে, TikTok কিংবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ কিন্তু ভিডিওর মাধ্যমে আসলে গল্প বলা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে, এই যে গল্প বলার মানে আসল ধরণটা, এটা কতটা আসলে বদলে গিয়েছে?
হ্যাঁ! যারা আসল গল্পটা শুনেছে, তারা হয়তো সবচেয়ে বেশি এ গুরুত্ব দিয়েই প্রশ্নটার উত্তর দিতে পারবে। <scoffs> কিন্তু বিষয়টা হচ্ছে যে, আমরা যে আসল গল্প বলার মজা, আ অনেক সময় এরকমও দেখেছি যে অনেক সময় বই পড়ে গল্প শোনানো হতো যে, 'ঠাকুরমা ঝুলি' নামে একটা গল্পের বই ছিল। ছোটো, ছোটো গ গল্প ছিল। অ্যা 'গোপাল ভাঁড়ের' গল্প ছিলো। তো এরকম যে, গল্প পড়া এবং বই পড়ার যে মজা, জীবনের যে গল্পের মজা, এটা যারা দেখেনি কিংবা বোঝেনি কিংবা অবলোকন করেনি। তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে যে, এই গল্প বলার ধরন এটার মধ্যে পার্থক্যটা তৈরি করতে পারবে না। সুতরাং বর্তমান প্রজন্ম এবং মাঝপ্রজন্ম ম মনো যেই, যে প্রজন্ম এখনও গত হয়ে যায়নি। এই ২ টোর মধ্যে একটা প্রভেদ তৈরি করবে এই সামাজিক মিডিয়ার গল্প বলার ধরনগুলো। মানে যদি না আমরা তুলে ধরি এই প্রজন্মের কাছে অথবা প্রজন্ম বলার, বুঝতে চেষ্টা করে যে আমাদের আসলে কিভাবে শৈশবটা কেটেছিল। হ্যাঁ, সামাজিক মিডিয়ায় গল্প বলার ধরন বিভিন্নভাবে পাল্টে দিয়েছে, এক্কেরে আমূল পরিবর্তন হয়েছে। এ কথা ঠিক।
হু, হু। হ্যাঁ। <scoffs> জি। হু, হু। হুম, জি। হুম। না বেশ দারুন। হ্যাঁ, হ্যাঁ। হুম। একদম, একদম। <chuckles> তো এখন তো দেখা যাচ্ছে আসলে স্টোরি টেলিং এটার মধ্যে কিন্তু মানে অনেকটাই পার্থক্য কিন্তু চলে এসেছে। আগে যেমন আসলে গল্প বলার ধরন বলতে আমরা বুঝতাম যে, আ মানে কোনো একটা এরকম আ হয়তোবা ছবি বানিয়ে হ্যাঁ, জীবন গল্প <chuckles> এই ধরনের। এখন তো দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষের যে নিজের জীবনের গল্পটা যেটা, হুম? যে কি করছে না করছে প্রতিদিনের একটা ডায়রি। এগুলো কিন্তু তারা ভিডিও ফরমেট এ আসলে তুলে ধরছে। তো এই যে, এই জিনিসটা আসলে আপনার কাছে কি মনে হয়? এই জিনিসটা কি? মানে গল্প বলার ধরনে এটা আসলে কতটুক প্রভাব ফেলছে? কিংবা এই জিনিসটাকে আদৌ কি আমরা মানে গল্প বলা বলতে পারি কি না?
জি, জি। জি, জি। জীবন গল্প কিংবা বইয়ে লেখা পাঠ্যসূচীর গল্প। জি, জি। ঠিক তাই। হ্যাঁ। জি, জি। জি। জি। দেখুন, আ আ ১ যদি প্রহার করা হয় কাউকে, তাহলে কিন্তু ১ম প্রহারে যে যতটুকু ব্যথা পাবে, ২য় প্রহারে সে আগের ব্যথাটা অনেকখানি ভুলে যায়। কারণ ঐটা সমসাময়িক সময় তার ব্যথার কারণ হয়ে গিয়ে দাঁড়ায়। তো ধারাবাহিকভাবে জীবনের যেসব গল্প যারা এইভাবে তুলে আনছে, তাদের কিন্তু আগেরটা মানুষ আর মনে রাখছে না। পরেরটা যতটুকু সমসাময়িক ততটুকু মনে রাখছে। তো এই গল্প বলার যে ধরন, জীবন গল্প বলার যে ধরন সমাজ মাধ্যমগুলোতে, সামাজিক মিডিয়াগুলোর মধ্যে, এটা কিন্তু হয়তো তিনি মনে করছেন যে আমি বোধহয় ধারাবাহিকভাবে ১ টার পর একটা যোগ করছি এবং আমার গল্পটা তৈরি হচ্ছে। আদৌতে তা না। আদৌতে হচ্ছে সমসাময়িকটা যতটুকু দেখার মানুষ দেখছে, আগেরটা কিন্তু সম্পূর্ণরূপে সেটা চাপা পড়ে যাচ্ছে হ্যাঁ, ঠিক তাই। তো জীবন গল্প তো আসলে এরকম নয় যে কোন একটা জায়গায় বাদ দিলাম আবার শুরু করলাম। কিন্তু সমাজ মাধ্যমগুলোতে আসলে সেভাবেই উপস্থাপন করা হচ্ছে, যেটা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না।
হ্যাঁ, হ্যাঁ। একদম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে ভুলে যাচ্ছে জিনিসগুলি। <chuckles> আচ্ছা। হুম। তো এই যে এরকম Instagram বা TikTok এ মধ্যে যে গল্পগুলো আসলে ইদানিং দেখি। সেগুলো কি সত্যি মনে, মনে হয় যে আপনার কাছে? নাকি এরকম আসলে মনে হচ্ছে যে জিনিসগুলো একটু অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, একটু বেশি সাজানো মানে আসল চরিত্রটা কেউ দেখাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনটা কি মনে হয়?
জি। <chuckles> জি, নিশ্চয়ই এটা ফিল্টার লাগানো জীবন, অনেকে বলে হচ্ছে যে আ ফিল্টার ছাড়া মানুষ আর ফিল্টার লাগানো অ মানুষ এ ২ টার মধ্যে পার্থক্য রাচে রয়েছে। এই যে সাজানো উপস্থাপন, যে আমি যে একটা, একটা অনুষ্ঠান করছি যে একটা কেক কাটছি সেটা গতানুগতিকভাবে বাসায় যখন করা হয়, সেটার মধ্যে অনেকগুলো পরিবেশ থাকে, সু মানে একদিকে বাচ্চা-কাচ্চা চিল্লা চেঁচামেচি, অন্যদিকে বড়োরা আবার সেটাকে গোছানোর চেষ্টা করছে, অ্যা দাওয়াত করার যে একটা প্রবণতা, সবাই মিলে খাওয়ার যে একটা আনন্দ, প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের একেবারে প্রাকৃতিক একটা নিয়ম রয়েছে, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে আগে কতটুকু জায়গা আমি সমাজ মাধ্যমে তুলে ধরবো সেই জায়গাটুকু আমি ভিডিও করে রাখছি। এতে করে এর প্রকৃত যে ইমেজটা কিংবা আমেজটা প্রত্যেকটাই কিন্তু নষ্ট করছি আমরা। তারপরে যখন আমার সমস্ত ঘোড়াটার অ্যাম ছবিটা তোলা শেষ কিংবা ভিডিওটা তোলা শেষ, তখন আমি রুপক অর্থেই শুধুমাত্র কেকটা কেটে শুধু পরিবেশন করে দিচ্ছি। অর্থাৎ, কৃত্রিমতা আমাদেরকে এমনভাবে জি, জি।
হ্যাঁ, জি। হুম। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঐ একদম, একদম। <chuckles> আন জি। হুম, হুম, হুম। মানে ঐ আনন্দ যেই জিনিসটা, আনন্দটা এখন আর আগের মত আসলে নেই, নাকি?
ঠিক তাই আমি ঠিক জায়গাতেই পৌঁছেছেন। আপনি ওই জায়গাতেই টাচ করতে চাচ্ছি, যে সবই আছে কিন্তু প্রাকৃতিকভাবে যে একটা আনন্দ পাবার জায়গা সেই জায়গাগুলো নষ্ট হয়েছে।
হুম। একদম। তো এই জিনিসটা কি, মানে ওই শুধু আসলে অ্যাটেনশন গ্রাবিং, মানে যে মানুষজনের কাছে দেখানো, ঠিক আছে? কিংবা নিজেকে একটু ফুলে-ফাঁপিয়ে দেখা বা এই যে একটু হয় না? যে অন্যে কেউ যদি একটু অ্যাটেনশন দেয়। একটা ভালো লাগে তো কাজ করা অবশ্যই, যে যখন এরকম কেউ আপনাকে লাইক দিচ্ছে। তো এই জিনিসটার জন্য কি আসলে মানুষ, এই সোশ্যাল মিডিয়া তে আসলে এত বেশি এরকম, আ মানে ঝুঁকে পড়ছে, কিংবা তাদের গল্পগুলো এরকম শেয়ার করছে এর কারণে?
জি, জি। <chuckles> হ্যাঁ, হতে পারে। এটা একটা বড়ো কারণ হতে পারে যে, উম উম নিজেকে উপস্থাপন রাখতে অ আসলে অনেক হয় কি? আ নিজেকে উপস্থাপনের মানুষ আসলে জায়গা পায় না এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই পৃথিবীতে নিজেকে অসহায় বোধ করে, অ্যা এবং মনে হয় যে, অ্যা আমার দিকে কেউ তাকাচ্ছে না, অথবা আমাকে কেউ খেয়াল করছে না।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এ সোশ্যাল মিডিয়ায় আসলে একটু Validated Feel করে তারা।
হ্যাঁ, ঠিক, ঠিক তাই। তো এটা যে ইতিবাচক দিক নেই আমি তা বলছি না। তবে যেভাবে মানুষ যে জীবনের গল্প বলার ধরনটাকে বেঁচে নিয়েছে, সেখানে আমি বলতেছি যে, একটা আ কোথাও না কোথাও একটা প্রাকৃতিক যে বিষয়, সেটা নেই। এটা বানানো, গোছানো অ্যা কিন্তু বানানো। অ্যা এবং এটাকে রঙ দেওয়া কিন্তু হ উজ্জ্বল, এরকম একটা বিষয়।
আচ্ছা। হুম, হুম। হুম মানে এই যে সবকিছুই দেখা যায় যে অতি রঞ্জিত করে দেখানো হচ্ছে। যে যেই জিনিসটা হয়তো <scoffs> আ যেমন না এর চেয়েও একটু বেশি করে দেখানো হচ্ছে। যে সবাই একটা আ বলেনা যে মানে ফটো পারফেক্ট একটা লাইফস্টাইল, ঠিক আছে? পিকচার পারফেক্ট তো এই যে এরকম আসলে মানুষজন যে এইভাবে তাদের জীবনটাকে আসলে তুলে ধরছে সো আ সোশ্যাল মিডিয়াতে। এটা কি তাদের আসলে মানসিক স্বাস্থ্যের কোন প্রভাব কি ফেলছে? যে আ মানে দেখা যাচ্ছে তারা আসলে নিজেদের আসল জীবনের চেয়ে, এখন সোশ্যাল মিডিয়া তে আ মানে মানুষজন কি বলবে, না বলবে, কিংবা তাদেরকে সোশ্যাল মিডিয়া তে কেমন দেখায় না দেখায়? এগুলোতে কি মানুষ বেশি গুরুত্ব দিয়ে ফেলছে?
জি, জি নিশ্চয়ই। জি, জি, জি। জি, জি। ঠিক তাই। হুম। জি। জি এ এগুলো তে গুরুত্ব দিয়ে ফেলছে এবং অ জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় যে উম সময় গুলোকে আমাদের কাজে লাগানো দরকার, বেশিরভাগ থেকে দেখা যাচ্ছে যে এইসব আজ জায়গায় তারা এমনভাবে সেই সময়গুলো ব্যয় করছে, যেন সময়ের মূল্যটাকে শিক নির্ধারণ করতে পারছে না। আমাকে একজন, একটা দোকানদার একদিন বললো যে, রাষ্ট্রীয়ভাবে এক জায়গায়, একটা অনুদান দেওয়া হচ্ছে যেটা হচ্ছে, অল্প টাকায় অ্যা কিছু উম ভারি, ভারি জিনিস সেখানে কিনতে পাওয়া যায়। তো তিনি আমাকে বলছিলেন যে, "আমি অনেক হিসেব করে দেখেছি যে, আমি যে ৳২০০ সাশ্রয়ের জন্য, যতটুকু সময় লাইনে দাঁড়িয়ে থাকি যে, ২ ঘণ্টা, সেই ২ ঘন্টা সমমান সময়ে যদি আমি আমার সংসারে কাজ করি, কিংবা আমার দোকানে কিংবা আমার ব্যবসায়ে কাজ করি, তাহলে সেটা ৳৪০০ সমপরিমাণ কাজের সমান হয়।" সুতরাং সময় ব্যবস্থাপনা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেভাবে একটাকে দেখছি, একটা স্টোরি শেয়ার করার পর, সেটাকে ফলো আপ দেওয়ার জন্য ১০ বার সেখানে ঢুকছি, এই দশ বারে দশ, দশ এ ১০০ মিনিট সময় যে আমার এখানে পার হয়ে যাচ্ছে জি। সেটা যে ১ ১/২ ঘন্টারও বেশি সময়, ২ ২/৫ ঘন্টা সময়, এটা কিন্তু আমরা জীবন থেকে হারিয়ে ফেলছি। তো হ্যাঁ, কোনো, কোনো ক্ষেত্রে সমাজ মাধ্যমগুলো আমাদেরকে একটা জায়গা করে দিয়েছে, নিজেকে উপস্থাপনের। তার মানে এই না, যে আমি গল্প বলার যে ধরনের কথা বলছি, TikTok বলেন কিংবা শর্ট রিল বলেন কো কিংবা একটা স্টিল ইমেজ দিয়েই বলেন আমি যে শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকেল, শুভ রাত, মানে মানে এই এক বিরক্তিকর জায়গা। তো এগুলো আসলে গল্প বলার ধরন হতে পারে না।
হ্যাঁ। হ্যাঁ, জি। হুম। হ্যাঁ। হুম। একদম, একদম। <chuckles> আর জি। ব্যাক হয়ে যাচ্ছে অনেক, হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। তো কিন্তু ঐ যে এমনও তো আসলে হচ্ছে কিন্তু যে, আসলে অনেক ভালো, ভালো গল্প আ ফুটে তোলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আবার দেখবেন যে, আসলে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, এগুলি কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেজ করে কিন্তু আসলে দেখানো হচ্ছে। অনেক ভালো, ভালো এডিটিং করা হচ্ছে। আবার অনেকে এরকম অনেক কিছু টিউটোরিয়াল 60 সেকেন্ড এর মধ্যে DIY টিউটোরিয়াল দেখানো হচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই, যে একটা নেতিবাচক দিকও তো আছে। কিন্তু আ যদি ইতিবাচক দিকটার কথা বলি, আপনার কি মনে হয় যে, এইযে গল্প বলার ধরণটা, এটা ছোট হলেও মানে, মানুষজনকে আকৃষ্ট করার কিংবা যে এরকম এতটুক ছোট সময়ের মধ্যে কিভাবে একটা সুন্দর একটা গল্প তুলে ধরা যায়, এটাও কি একটা আর্ট ফর্ম এর মধ্যে পড়ে না, নাকি?
জি, জি। জি। নিশ্চয়ই তাই। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। হ্যাঁ, নিশ্চয়ই আমি তো আ আ বললাম এই যে, এব আপনি চমৎকারভাবে বলছিলেন যে, এইটার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই রয়েছে। এখন আপনাকে আমি ৳১০০ দিলাম, আপনি বাজারে গেলেন। এখন আপনার সামনে এই ৳১০০ খরচ করার অপশন আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন আপনি সেখান থেকে আপনি পান কিনে খাচ্ছেন, নাকি বিড়ি কিনে খাচ্ছেন, নাকি আপনি মিষ্টি কিনে খাচ্ছেন, নাকি একটা ফল কিনে খাচ্ছেন, এটা তো আপনার স্বাধীনতার উপর নির্ভর করছে। কিন্তু আপনার সামনে এই প প্ল্যাটফর্মটা রয়েছে এবং অনেকগুলো ওয়ে রয়েছে। আপনি যেমনটি বলছিলেন ভালো, ভালো কন্টেন্ট ক্রিয়েটর, মোটিভেটর, মানে শিক্ষার বিভিন্ন প্রোগ্রাম বা আপনি নিউজের কথা বলছিলেন, অবশ্যই গোটা পৃথিবীর নিউজই এখন সেখানে রয়েছে। তো সেগুলো না করে যদি আমি এই জীবনের গল্প আর হচ্ছে আমার ছোটো, ছোটো কন্টেন্ট ক্রিয়েট করে যদি সেখানে আমি মনে করি যে, আমি টাকা রোজগার করবো, সেই মাধ্যম যদি আমি সামাজিক মাধ্যম যদি বেছে নিয়ে থাকি, তাহলে আমার সেটা ভুল হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে ছোটো, ছোটো গল্প অবশ্যই একটা শাশুড়ির সঙ্গে কীভাবে মেয়ের সম্পর্ক তৈরি হয়, একটা স্বামীর সঙ্গে কিংবা একটা ঐ স্ত্রীর কীভাবে সম্পর্ক তৈরি হয় কিংবা একটা বন্ধুর সঙ্গে বন্ধুর কীভাবে একটা মিল-অমিল খুঁজে পাওয়া যায়, এইরকম চমৎকার, চমৎকার ছোটো, ছোটো গল্প তো সেখানে উঠে আসছে, যেগুলো শিক্ষণীয় গল্প। এগুলোর মূল্যায়নও হচ্ছে। আর যেগুলোর মূল্যায়ন হচ্ছে না, সেটা বললামই তো যে, একটা জায়গায় আরেকটায় ঢাকা পড়ছে, সেটা কোনো গল্প তৈরি করছে না, সেটার কোনো চেইন নেই।
হুম, জি। একদম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম জি। একদম, একদম <chuckles> আ জি। হুম। রাইট। তো এই যে যেটা আপনি বললেন যে আসলে মূল্যায়ন হচ্ছে না, কিংবা যে অনেক কনটেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা দেখছি এরকম। যারা হয়তোবা আ মানে কনটেন্ট বানাচ্ছে ঠিকি, কিন্তু <scoffs> কোন জিনিসটা বানাচ্ছে কিংবা তারা কি দেখাতে চাচ্ছে। এই জিনিসটা আসলে বোঝাই যায় না কিন্তু খুব vaid থাকে জিনিসগুলি। তো, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি এখন মানে বেশিভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে গিয়েছে যে, আসলে গল্প বলার চেয়ে, গল্প দেখানোটা কিংবা একটা <scoffs> গল্প আ মানে অতিরঞ্জিত করে আসলে আ একটু
জি। বিষয়বস্তুটা সম্পর্কে তারা আসলে অবগত না। জি, জি।
extravagantly দেখানো। এই জিনিসটা কি মানে মানুষজন বেশি জোর দিয়ে দিচ্ছে যে গল্প বলার চেয়ে Story Telling এর চেয়ে এরকম গল্প দেখানোটাতে?
জি, জি। জি, আমারও তাই মনে হয় যে, আসলে মা আমাদের আসলে বেকারত্বের অভাব অ্যা মানে আমারা বেকারত্ব বেশি আমাদের দেশে চাকুরির অভাব। ১ হচ্ছে তোমার অ অ অনেকগুলো অলস মানুষ আমরা হয়তো বসবাস করি <scoffs> যাদের হয়তো কোনো কাজ নেই। মানে, কেন জানি এম আমার তাই মনে হয় যে আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশে নাকি সবচেয়ে বেশি আমরা ইন্টারনেট ব্যবহার করি। তো, কোথায় ব্যবহার করি? কীভাবে ব্যবহার করি? আমি জানি না। আ আ পৃথিবীতে আমাদের দেশের তো কোথাও শুনলাম না হ্যাঁ। জ্বি, জ্বি। আমরা YouTube দেখছি, অ্যা রিল দেখছি, আমার সন্তানেরাও দেখি যে প্রতিদিন ওই একই রকম জিনিস দেখছে, একই রকম জিনিস দেখছি। আমি মাঝে, মাঝে দাঁড়িয়ে পিছন থেকে দেখার বোঝার চেষ্টা করি আসলে এরা কে দেখেটা কী?
হুম, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। জি। <chuckles> হ্যাঁ, মানে প্রোডাক্টিভ কোন কিছুতে ব্যবহার করা হচ্ছে না এরকম। হুম। ওকে।
তো তারা শর্ট দেখে। আমি পিছন থেকে অনেক ভাবার চেষ্টা করেছি যে আসলে তারা শিখছেটা কী? কিচ্ছুই শিখছে না ওখানে, ওখানে শুধু মানে নেশার মতো পড়ে রয়েছে জি। তো এই বিষয়গুলো আসলে এখন একটু ভাববার বিষয়। আর সোশ্যাল মিডিয়ায় গল্প করার ধরন বা পাল্টে দিয়েছে ঠিকই, তবে সেটা নেতিবাচক বিষয় বেশি সবচেয়ে। আর, যতটুকু ইতিবাচক হচ্ছে সেটিকে গ্রহণ করার মানুষগুলোও সংখ্যায় কম। এইজন্যই হয়তো এটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের। আরও পড়বে আমার মনে হয় অদূর ভবিষ্যতে।
হুম, হুম। সে দেখে যাচ্ছে, স্ক্রল করে যাচ্ছে। হুম। উম জি। হুম। একদম, একদম। খুব কম। <chuckles> হ্যাঁ, না এটাই আসলেই এইজন্যই নেতিবাচক প্রভাবটাই কিন্তু আসলে বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু হ্যাঁ অবশ্যই সেই ইতিবাচক কিছুও দিক আছে। যেমন, ওইযে যেটা বললাম যে হয়তোবা খবর এখন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। কিংবা আ দেখা যায় যে মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে তো আ কিছু একটা এরকম narrative সেট করা থাকে অনেক সময় যে, বিভিন্ন ধরনের সবারই কিন্তু একটা আম দেখা যায় যে তাদের একটা স্বার্থ জড়িত আছে। তো এই যে সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এখন অনেকে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যেটা, এটা অনেকটাই কিন্তু এখন আসলে উঠে আসছে। আ যেটা একটা একটা ভালো দিক অবশ্যই। কিন্তু এই যে যেটা বললেন যে হয়তোবা মানে গল্পের মান, গল্পের মানটা এখন অনেকটাই কমে গিয়েছে। যে মানুষ গল্প বলছে ঠিকই। কিন্তু সবাই আসলে কী বলছে জিনিসটা বোঝা যায় না কিংবা তারা বোঝানোর চেষ্টাও করে না এখন ওইরকম ভাবে। শুধু আসলে সোশ্যাল মিডিয়া তে তারা এরকম পোস্ট করে যাচ্ছে ১ টার পর একটা। তো এই যে আগে যেমন আসলে হুম, হুম।
জি, জি নিশ্চয়ই। জি। নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, জি। হুম, হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি। জি, জি। না, এখানে শুধু জীবন গল্প আমি একটু এড করি আপনাকে এইখানে। এখানে শুধু জীবন গল্প বলতেই কোথাও হচ্ছে না। এখানে কিন্তু অনেক, অনেক বড়ো, বড়ো বিষয় জড়িত। এখন রাজনৈতিকভাবে রাজনীতির গল্প যদি আমরা এখন অ্যাড করে দিই, তারাও কিন্তু সেটার সঠিক ব্যবহার, সঠিকভাবে উপস্থাপন কোনো, কোনো ক্ষেত্রে করছে না। অথবা ধর্মীয়ভাবে হয়তো এটার আ কোনো আপনি, আপনি সংবাদ মাধ্যমগুলো যদি যেই যে ফ্রিডমের কথা বলছিলেন। ১ টি সংবাদের মাধ্যমের সঙ্গে আরেকটি সংবাদের মাধ্যমের কিন্তু একই খবরের ভিন্নতা রাখ থাকছে। তার মানে কোনো না কোনোভাবে গল্পটা বলছে তারা। সের সে সে রাজনীতির গল্প বলুক, ধর্মের গল্প বলুক অথবা সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা কিংবা ন্যায়সঙ্গত গ অন্যায়ের গল্প বলুক, সেগুলোর মধ্যে এক ধরনের ট্রেন্ড খুঁজে নেওয়ার, কৌশল খুঁজে নেওয়ার ম কৌশলী হওয়ার এবং টাকা রোজগারের কোনো একটা প পন্থা এরকম একটা যখন ধাছ বোঝা যায়, তখন সেই গল্পটাকে আর গল্প হিসেবে নেওয়ার ইচ্ছা করে না। মানে বিশেষ করে আমরা যারা ভালোমন্দের তফাৎ করতে পারি, তাদের অন্তত সেটি গ্রহণ করার ক্ষমতা থাকে।
জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। পন্থা খুঁজে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, একদম। হ্যাঁ। হ্যাঁ, এইযে আর আগে তো এরকম গল্প বানায়ে কিন্তু আসলে আমরা কি বুঝতাম যে এ ধৈর্য, ঠিক আছে একটা গল্প কিন্তু আসলে অনেকটা সময় নিয়ে একটা বিল্ড আপ হতো। ঠিক আছে? গল্পের মধ্যে একটা ক্লিপ হ্যাঙ্গার থাকতো। তারপর হচ্ছে গল্পের মধ্যে একটা আ মানে সময় নিয়ে দেখতাম জিনিসগুলিকে। হ্যাঁ একদম, একদম প্রাণ থাকত। তা এখন তো দেখা যাচ্ছে যে আপনি স্ক্রল করছেন আ স্ক্রল করতে গল্প শেষ। যে ৩০ সেকেন্ডে ১ মিনিটে হয়তোবা একটা গল্প বলা হচ্ছে। কিংবা মানে গল্প বলা যায় না, যে দেখা যায় যে আসলে কোন স্ক্রিপ্ট এরও দরকার নেই। শুধু randomly কিছু একটা করছে, এই জিনিসটা মানুষ এরকম পোস্ট করে দিলো। তো এই যে এই পরিবর্তনটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি আসলে গল্প বলার ধরন কিংবা আসলে গল্পর মান, এটা কি আগে থেকে মানে অনেকটা কমিয়ে দিচ্ছে?
জি, জি। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই। প্রাণ থাকত একটা অন্তত। হুম, হুম। জি, জি। জি। জি, জি। হ্যাঁ, আপ কমিয়ে দিচ্ছে এবং অ্যাম কোনো কোনো ক্ষেত্রে কমাচ্ছে না, আ যেটি হচ্ছে আ পৃথিবী যো ও মানে গল্প তে সেদিন দেখলাম যে, একটা ব্যা একটা এক জায়গায় একটা আবিষ্কার, চশমা আবিষ্কার হয়েছে। সেটিকে উপস্থাপক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরছে। এটাও আ আসলো যে, অ্যা আমাদের যে এখন অ্যা পৃথিবী যে অনেক উন্নত হয়েছে, সেটার একটা সামাজিক একটা মাধ্যমের মাধ্যমে, অ্যা সেটা যে একটা আবিষ্কার, সেটাই সমাজ মাধ্যমের মাধ্যমেই পেলাম। তো ভালোটা তো নিতে হবে, তাই না? আর খারাপটাকে বর্জন করতে হবে। এর মাধ্যেই এই মিডিয়াগুলো চলতে থাকবে। এটিই হচ্ছে প্র প্রধান কথা।
হুম। হুম, জি। বাহ! না, এটা তো অবশ্যই। একদম। তো, এই যে আপনার সাথে কথা বলে কিন্তু বেশ ভালো লাগলো যে, এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে আসলে আ যেটা বললেন যে, একটা সময়ের পর তো সবকিছু এরকম পরিবর্তন তো হয়। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে গল্প বলার ধরণটা কিভাবে পরিবর্তন হয়েছে এবং এই জিনিসটা কিভাবে ধীরে-ধীরে আসলে বদলাচ্ছে, এটার ব্যাপারে যে আপনি বললেন। আ খুব ভালো লাগলো আপনার সাথে কথাগুলি বলে। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
জি। জি, জি। নিশ্চিতই। জি। জি, সমাজ যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে অপরিহার্য একটা অংশ হয়ে উঠেছে। বিশেষ করে মোবাইল ডিভাইসের সঙ্গে যেহেতু এটি সম্পর্কযুক্ত। মুঠোফোনটা একটা বিনোদনেরও অংশ মাত্র। তো, এখানে যে গল্পগুলো বলছে, সেগুলা ন্যায্যতা থাকুক, এটিই সবাই আশা করে। এই ব্যাপারে আলাপচারিতায় আপনার সঙ্গে ভীষণ ভালোও লাগলো। অনেকগুলো গুরুত্বপূর্ণ আ আলোচনা হয়েছে। ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে।